জি। এটা তো ঠিক।
তাই না? তো সেক্ষেত্রে দেখা যায় যে, অ্যা হোটেলে যারা রয়েছে বা restaurant এর মালিক যারা রয়েছে তারা কিন্তু লাভবান হয়ে থাকে। তো সেক্ষেত্রে দেখা যায় তারা অধিক লাভবান হতে যেয়ে অনেক সময় বাজে মসলা বা বাজে তেল ব্যবহার করে ফেলে, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলব আমাদের যে সরকার বা দায়িত্ববান যারা রয়েছে তারাই কিন্তু পারে আমাদের স্বাস্থ্যের দিকে একটু অ্যা সচেতনতামূলক কাজ, কার্যক্রমগুলো করতে।
অ্যা কি। অ্যা ঠি জি। অবশ্যই।
এভাবে কিন্তু আমরাও সুস্থ থাকব বলে আমি মনে করি। আপনার কি মতামত? সুস্থ থাকার ক্ষেত্রে, অ্যা সুস্থ থাকার ক্ষেত্রে fresh বা স্বাস্থ্যকর খাবার খাওয়া এটা কি আমাদের জীবনে কঠিন নাকি অ্যা সহজ?
হ্যাঁ। হ্যাঁ। আ এখন আসলে ভালো খাবারটা খুজে পাওয়া কিন্তু আমাদের জন্য কঠিনই হয়ে পড়েছে। তো যে ক্ষেত্রে আমি বলব অবশ্যই ভালো খাবার খুঁজে পাওয়াটা এখন অনেক কঠিন। তবে আ আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যতটুকু ভালো সম্ভব ততটুকু ভালোটা যেন আমরা খেতে পারি। এবং আ আমরা যে কথাটি বললাম, যে প্রশাসনের উচিত এই জিনিসটা নিয়ে ভালোভাবে আ যাচাই করা এবং কিছু committee গঠন করা যারা এই বিষয়গুলি দেখবে। তো সেইক্ষেত্রে আমি মনে করি যারা আসলে এই অসাধু ব্যবসায়ী রয়েছে খাবার নিয়ে ওরা মানুষের এইযে জীবন নিয়ে বলতে হয়, যে মানুষের জীবন নিয়েই কিন্তু এককথায় তারা অ্যা ব্যবসা শুরু করে দিয়েছে। তাদের কিন্তু দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। যার ফলে দেখা যাবে যে অ্যা একজনের শাস্তি হলে কিন্তু বাকিরা এটা দেখে শিক্ষা নিতে পারবে জি, আসলে এরকম করা উচিত নয়। কারণ অ্যা অনেক সময় কিন্তু food poisoning এর কারণে মানুষের মৃত্যুও হয়ে থাকে। তো সেইক্ষেত্রে
হ্যাঁ, একদম। উম হ্যাঁ। উম হ্যাঁ, অবশ্যই। হুম। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। সচেতন হয়ে যাবে, হ্যাঁ। উম হ্যাঁ।